আসলে আমার জীবনে অনেক বড় একটা সমস্যা হয়েছে। তো এই যে সমস্যাটা এটার কারণে দেখা যাচ্ছে আমার মনটা অনেক খারাপ। তারপর, আমি ভিতরে, ভিতরে অনেক দুঃখ পাচ্ছি, অনেক কষ্ট পাচ্ছি এবং নিজেকে না একদমই সামলাতে পারছি না। আর এই বিষয়টা নিয়ে যে আসলে কারো সাথে কথা বলবো, সেরকম কাউকে খুঁজেও পাচ্ছি না যে আসলে আমার যে সমস্যাটা হয়েছে সেটা আসলে যে, মনোযোগ দিয়ে শুনবে কি শুনবে না? এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব আমার ভেতরে কাজ করছে। আর, এই যে একটা কষ্ট একটা দুঃখ আমার ভিতরে চলছে, এটার জন্য দেখা যাচ্ছে যে আমি মানসিকভাবেও অনেকটা ভেঙে পড়ছি।
আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ! সত্যি আপনার কথা শুনে বোঝাই যাচ্ছে যে, আপনার জীবনে খুব একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এবং এমন একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন যে আপনার এই সমস্যার জন্য অন্যান্য অন্যান্য কাজগুলো করতেও আপনার খুব অসুবিধা হচ্ছে। এখানে আপনাকে কিছু বলার আগে আপনার কাছ থেকে আরেকটু একটু খোলামেলাভাবে জানতে চাই যে, আপনার আসলে কী সমস্যা হচ্ছে এবং কী সমস্যার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন exactly?
জি। হু, হু। আসলে হা মাত্র কিছুদিন হয়েছে, আমার ব্রেক আপ হয়ে গিয়েছে। তো হা এটা নিয়ে আসলে অনেক বেশি আ দুঃখের ভিতরে আছি। কারণ সম্পর্কটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, যে যেখান থেকে আসলে আ ব্রেক আপ হওয়ার মতো কোন সিচুয়েশন আসলে হওয়ার কথাই ছিল না। মানে ব্যাপারটা একদম অপ্রত্যাশিতভাবেই হয়েছে, যেটা আসলে কখনো কল্পনাও করতে পারি নাই। মানে আ যদি আরেকটু বলি, যে আসলে আ আমাদের সম্পর্কটা বিয়ে পর্যন্তই গেছিল। ২ টা ফ্যামিলি সবাই রাজি ছিল। কিন্তু নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির কারণে আহ সম্পর্কটা কিন্তু আর কন্টিনিউ হলো না। তো এটা নিয়ে আসলে প্রচন্ড দুঃখের ভিতরে আছি, এবং দেখা যাচ্ছে প্রতিদিন আমার কান্না করতে, করতে সময়টা পার হয়ে যাচ্ছে।
আচ্ছা। ও! বুঝতে পেরেছি। আচ্ছা। বুঝতে পেরেছ বুঝতে পেরেছি। এখানে আমি আপনাকে বলব, "আপনি একেবারেই ভেঙে পড়বেন না, এবং এটা খুবই সত্যি যে এত দূর পর্যন্ত যদি এগিয়ে যায় একটা সম্পর্কে, যে বিয়ে পর্যন্ত চলে এসেছিল, এটা থেকে বের হওয়াটা এবং ওই সম্পর্ক যদি ভেঙে যায়, ওইটা সত্যিই খুবই খারাপ লাগা কাজ করে।" আপনাকে বলব, "আপনি এখানে ভেঙে যাবেন না, আপনি একটু শক্ত থাকবেন।" আপনি যদি আরেকটু বলতেন, যে আপনাদের এই সম্পর্কটা কত দিনের সম্পর্ক ছিল? এবং আপনাদের সম্পর্কটা কেমন ছিল?
হু, হু। জি আ চেষ্টা করব। আসলে আমাদের সম্পর্কটা তো অনেকদিনের ছিল। দীর্ঘ ৪ বছরের একটা সম্পর্ক। এবং আমাদের সম্পর্কটা কিন্তু অনেক ভালো ছিল। সে আমাকে বুঝতো, আমি তাকে বুঝতাম আমাদের ভিতরকার যে একটা আ ভালোবাসা, ভালো লাগার যে একটা জায়গা এটাও কিন্তু অনেক ভালো ছিল। কখনো কোন সমস্যা আমরা পাই নাই। কিন্তু আসলে দিন যত যাচ্ছিলো, মানে বিয়ের ব্যাপারে কথাবার্তা যত হচ্ছিল, তখন থেকেই না আসলে যখন পরিবার এই সম্পর্কটার ভিতরে ঢুকে গেল, তখন থেকেই আসলে সম্পর্কে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছিলাম। যেমন ধরেন যে আ একটা আমি, আমি যেহেতু একটা নতুন বাসায় যাবো। তো সেখানকার সম্পর্কগুলো আমাকে এখন থেকেই মেইনটেইন করতে হচ্ছিল, তো দেখা যাচ্ছিল যে আমি বেশ কিছুদিন সময় পাচ্ছিলাম না তাদের খোঁজখবর নেওয়ার বা আ আমি হত হয়তোবা মানে অ্যা কোন একটা কারণে খোঁজখবর নিতে পারিনি। বা যখন আমি ফোন দিয়েছিলাম তখন আমাকে একটু আ খোঁচা মেরে কথাও বলা হয়েছিল। তো সেটা না আসলে আমি নিতে পারিনি। তো আমার যে আম শাশুড়ি মানে হবু শ্বাশুড়ি যিনি ছিলেন তার সাথে তখন আমার একটু কথা কাটাকাটি হয়েছিল। তো যেটা কিন্তু আসলে পরবর্তীতে আমার যে হাসব্যান্ড হওয়ার কথা ছিল তার কানেও পৌঁছেছে। এবং সেটা কিন্তু তার ভালো লাগেনি বা সেট সেটা পজিটিভ ভাবে নিতে পারেনি। তো সেখান থেকেই আসলে সম্পর্কটা এই পর্যায়ে চলে গিয়েছে আর কি।
<smacks lips> আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা। ও আচ্ছা! বুঝতে পেরেছি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি এখানে আপনাদের main যে সমস্যাটা হচ্ছিল, সেটা হলো পারিবারিক দিক দিয়ে সমস্যা হচ্ছিলো। আপনাদের মধ্যে কোন সমস্যা আর কি হচ্ছিল নবা কোন সমস্যা তৈরি হয়নি যার কারণে দেখা যায় এই যে, যে সম্পর্কটা বিচ্ছেদ হবে। এখানে যদি আরেকটু বলতেন আপনার এই যে, যে এই জিনিসগুলো আপনি face করতেছিলেন আপনার ওই হবু শ্বাশুড়ির কাছ থেকে বা আপনার ওই পরিবারের কাছ থেকে এটা কি কখনো আপনারা, নিজেদের মধ্যে কথা বলে solve করার চেষ্টা করেছিলেন আগে?
জি। আ জি। আসলে হা হ্যাঁ। solve করার চেষ্টা তো করেছি। কিন্তু সেরকম ভাবে একটা সমাধান আমি পাইনি। আর যার কারণেই তো আজকে আমাদের সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে। তো এটার কারণে দেখা যাচ্ছে যে আমার ভিতরে অনেক কষ্ট কাজ করছে। কারণ বিয়ে-শাদি নিয়ে তো অনেক আ স্বপ্ন দেখেছিলাম। অনেক planning, অনেক পরিকল্পনা ছিল যে একসাথে সারাজীবন থাকবো। বা ওদের ওর যে পরিবার, সে পরিবারটাকে আমি নিজের করে নিয়েছিলাম। তা এখন আসলে আবার নতুন করে সবকিছু ভাবনা-চিন্তা করতে গেলেও ব্যাপারটা আসলে ভিতর থেকে আসছে না। আর দেখছি যে এই ব্যাপারগুলো নিয়ে যখন চিন্তা-ভাবনা করছি বা কষ্ট পাচ্ছি এগুলো কিন্তু আসলে আমার প্রতিদিনকার যে জীবন, সেখানেও কিন্তু অনেক খারাপভাবে একটা প্রভাব ফেলে দিচ্ছে।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এখানে যদি আপনি আরেকটু বলতেন, আপনাকে অ্যাডভাইস দেওয়ার আগে। সত্যিই বলতে আপনার এই সমস্যাটার মধ্য দিয়ে যাচ্ছেন, আমি বুঝতে পারছি যে এটা খুবই বাজে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। যে কারনটাতে দেখা যায়, যেহেতু এত দূর এগিয়ে গিয়েছিলো আপনাদের সম্পর্কটা, এখন আপনার জন্য এটা মেনে নেওয়াটাও অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে এবং দিন, দিন দেখা যাচ্ছে হয়তোবা আপনার দুঃখটা বেড়েই যাচ্ছে। এখানে যদি আপনাকে যদি একটু জিজ্ঞেস করি যে আপনাদের এইযে যে সম্পর্কটা ভেঙে গিয়েছে, এটা কতদিন হয়েছে এবং আপনার জীবনে এখন কি, কি প্রভাব পড়ছে? আপনার কি ঘুমের সমস্যা হচ্ছে, খাবার দাবারের সমস্যা হচ্ছে এবং কাজ করতে সমস্যা হচ্ছে দৈনন্দিন? এবং আপনি এগুলো দূর করার জন্য এখন পর্যন্ত কোনো স্টেপ কি নিয়েছেন? যে কোনো বন্ধুর সাথে হয়তো কথা বলবেন বা পরিবারের সাথে কথা বলবেন যাতে নিজের দুঃখটা কমে?
হুম। জি। হুম, হুম। হ্যাঁ। হুম, হুম। আসলে প্রথমেই সম্পর্কটা যদি বলি যে কতদিন ভেঙেছে, সেটা আসলে খুব বেশিদিন হয়নি। মাত্র ১ মাস হয়েছে সম্পর্কটা ভেঙে গিয়েছে। তো এই ১ টা মাস আমার কাছে কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমাকে, নিজেকে সামলাতে। তো তখন দেখলাম যে আসলে আমার ঘুম, আমার খাওয়া-দাওয়া বা আমার যে কাজকর্মগুলো আছে, সেই সবকিছুতেই না একটা বাজে রকমের একটা প্রভাব পড়েছে। দেখা যাচ্ছে আমার কোনো কিছু করতেই ভালো লাগছে না। কোনো কিছুর প্রতি কোনো আগ্রহই কাজ করছে না। আমি এক প্রকার নিজেকে একটা ঘরে বন্দি করে রেখেছি। কারো সাথে কথা বলতেও ইচ্ছা করে না। বাসায়ও দেখি যে আ আব্বা-আম্মা যখন আমাকে দেখে, তখন কিন্তু তাদেরও মনটা একটু খারাপ হয়ে যায়, যে আমি এরকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি। তাছাড়াও আমি আসলে আ দেখেছি যে আমার বাবা-মা কিন্তু আমাকে একটু হেল্প করার চেষ্টা করেছে। আমার সাথে কথা বলার চেষ্টা করেছে। আমাকে বোঝানোর চেষ্টা করেছে আসলে, "ভাগ্যে না থাকে যত চেষ্টাই করো না কেন সেটা আসলে হবে না।" তো এ এদিক থেকে একটু আমি সহযোগিতা পেয়েছিলাম। তাছাড়াও আসলে বাবা-মার সাথে তো সব কথা বলা যায় না। তো সেক্ষেত্রে আমি আমার বন্ধু, বান্ধবী যারা আছে তাদের সাথেও কথা বলেছি। যখন আমার মনটা বেশি খারাপ লাগতো বা আমি যখন অনেক বেশি কান্নাকাটি করতাম, তখন কিন্তু ওদেরকে ফোন দিয়ে কথা বলতে, বলতে আমার কান্নাটা থেমে যেতো। তো এই ধরনের ছোটখাটো আরকি প্রচেষ্টা আমি করেছিলাম।
আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ? ঠিক। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। আপনার সমস্যাটা বুঝতে পেরেছি এবং সত্যি বলতে, যেহেতু মাত্র ১ মাস হয়েছে, তাই জিনিসটা আপনার জন্য, এখন সাথে, সাথে ভুলে যাওয়াটা একটু tough হচ্ছে এবং সেটা খুবই স্বাভাবিক। এটা tough হয় সাধারণত। আমি আপনাকে বলব, আপনি ভেঙে পড়বেন না একেবারেই এবং নিজের প্রতি বিশ্বাস রাখেন যে, সামনে যা হবে তা অবশ্যই ভালো হবে এবং যা কিছু হয়, হয়তো কোন কারণেই হয়। সামনে হয়তো যাকে পাবেন, সে হয়তো আপনাকে খুব খুশি <smacks lips> রাখতে পারবে। এই চিন্তা করে আপনি অবশ্যই নিজেকে শক্ত রাখবেন এবং আরেকটা জিনিস যেটা করতে পারেন, যেহেতু আপনার এখন অনেক বেশি কান্না হয় এবং অনেক বেশি প্রচণ্ড দুঃখের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনি যেটা করতে পারেন, ওই যে মাঝে, মাঝে আপনার কোন বন্ধু বা বান্ধবীর বাসায় গিয়ে একটু সময় কাটাতে পারেন। তাদের সাথে একটু আড্ডা দিতে পারেন কারণ, যেটা আপনি বললেন যে, বাসায় একা থাকেন। সত্যি বলতে, যখন আপনি একা থাকবেন, তখন বারেবারে আপনার ওই স্মৃতিটার কথা মনে পড়বে এবং ওই সময়টার কথা মনে পড়বে। ওই ঘটনার কথা মনে পড়বে এবং যত মনে পড়বে, তত আপনার কান্না আসবে এবং খারাপ লাগবে। তো এক্ষেত্রে, আপনি যেটা করতে পারেন, ঐখানে গিয়ে তাদের সাথে যদি একটু সময় কাটান, তাহলে আপনি ওই জিনিসটা আস্তে, আস্তে ভুলে যেতে পারবেন এবং আপনার জীবনটা স্বাভাবিক করতে পারবেন এবং আরেকটা জিনিস যেটা আপনার বাবা বলেছে, এটাই আপনি সবসময় মনে রাখবেন যে, জীবনে যা কিছু হয়, হয়তো ভালোর জন্যই হয় এবং সামনে যা হবে, হয়তো ভালোই হবে। তো, এটা ভেবে আপনি কিন্তু আপনার জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পারেন, এবং সবকিছু আবার শুরু করতে পারেন। কারণ জিনিসটা হয় কি, আ সময় কারো জন্যই অপেক্ষা করে না। আপনার যে জীবন, কারো জন্য অপেক্ষা করবে না। সে হয়তো থাকলেও আপনার জীবন চলত, এখন সে না থাকার কারণে আপনার জীবন চলছে। তো, এটা চালিয়ে যেতে হবে এবং আরেকটা জিনিস আপনি করতে পারেন যেটা, সেটা হল যে, আপনি একটু সময় নিয়ে, বাহিরে গিয়ে ঘুরে আসতে পারেন। হয়তো, ১, ২ দিন বা ৩ দিনের একটা ট্যুর দিতে পারেন। আপনার পরিবারের সাথে হতে পারে, আপনার বন্ধু, বান্ধবীর সাথে হতে পারে। যেটা হয়তো আপনি, আপনার শহরের বাইরে গিয়ে, একটু গ্রামাঞ্চলের দিকও হতে পারে বা একটু পাহাড়েও হতে পারে বা সমুদ্রেও কিন্তু হতে পারে কারণ এই জিনিসগুলা, জিনিস আপনার যখন এখানে যাবেন, আপনার মনটা অনেক বেশি শান্ত হবে। আপনার নিজের কাছে, অনেক ভালো লাগবে। আপনার কাছে কি মনে হয়, এই কাজগুলো করলে বা এগুলো করলে কি, আপনার কাজে দিবে?
হুম। আচ্ছা। হুম। হ্যাঁ। জ্বী। হুম, হুম। হ্যাঁ। জি। হ্যাঁ। বুঝতে পেরেছি। জ্বী। হুম, হুম। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। হু, হুম। জ্বী। আচ্ছা। হু, হুম। আসলে উম আসলে এভাবে তো কখনো চিন্তা ভাবনা করে দেখিনি। তবে আমার কাছে কেন জানি এখন মনে হচ্ছে এইভাবে আমার চেষ্টা করে দেখা উচিত। কারণ এই একটা মাস হলে তো আমি নিজেকে আসলে ঘরের ভেতরে বন্দি করে রেখেছি। কারো সাথে তেমন একটা কথাবার্তাও বলছি না বা বাহিরে যাওয়ার যে একটা উদ্যোগ নিবো, সেটাও আমার ভিতর কাজ করছিল না। মানে একটা কা কেমন জানি একটা নিজেকে উম এ শাস্তি দেওয়ার মতোই আমি নিজের মানসিকতা set করে ফেলেছিলাম। তো এখন আপনার সাথে কথা বলে মনে হচ্ছে যে আ বান্ধবীদের বাসায় গিয়ে একটু সময় কাটানো বা ঢাকার বাহিরে বা দূরে কোথাও গিয়ে একটু ২ ৩ দিন থাকার যে ব্যাপারগুলো সেগুলো একটু আ চিন্তা ভাবনা কর করা উচিত আমার। তাহলে হয়তো আমি এক্টু এই জায়গা থেকে একটু বের হয়ে আসতে পারবো। পাশাপাশি এই যে আপনি বললেন যে আসলে আ ভাগ্যের উপরে আরকি ছেড়ে দিতে আসলে পরবর্তীতে যে আসবে আমার জীবনে সে হয়তো আমাকে ভালো রাখবে। তো আমি আসলে এটাই আশা করছি, যে আমি হয়তো যেটা হারিয়েছি সেখান থেকে আরো ভালো কিছু একটা পাবো। তো সেই আ আশাটাও আমার ভিতরে কিছুটা আছে বা আপনার কথার মাধ্যমে কিন্তু সেই আশাটা আমি আবার ফিরে পাচ্ছি বা এক ধরনের আত্মবিশ্বাস কিন্তু আমি ফিরে পাচ্ছি। তো যাই হোক আসলে আপনি যেগুলো, যেগুলো বললেন আমি অবশ্যই সেগুলো মেনে চলার চেষ্টা করব। তাছাড়াও আমি আসলে এই যে আমার এত কষ্ট হচ্ছে, এত দুঃখ হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে আমি আরো চেষ্টা করব সবার সাথে খোলামেলা কথা বলতে। আর নিজেকে একটু সময় দিতে। তাহলে হয়তো আমি এখান থেকে বের হয়ে আসতে পারবো।
সত্যি। আচ্ছা। বুঝতে পেরেছি। অবশ্যই। জী। হ্যাঁ? অবশ্যই। উম জি এখানে আপনি আরেকটা জিনিস যেটা করতে পারেন যে আপনি যখন একটু সময় পাবেন আপনার যে শখের যে কাজগুলা আছে, এটা হতে পারে যে একটু পেইন্টিং করা বা গান গাওয়া বা গার্ডেনিং করা, হয়তো বারান্দাতে বা একটু হাঁটাহাঁটি করা এগুলো আপনি করতে পারেন। এগুলা যদি করেন দেখা যাবে যে আপনার মনটা একটু ভালো থাকবে, আপনার ঘুমটাও ঠিকভাবে হবে এবং আপনার ভিতরে যে দুশ্চিন্তাগুলো হয় এবং এই যে, যে দুঃখ এবং কান্নাগুলো হয় এগুলো হয়তো আস্তে, আস্তে দূর হয়ে যাবে এবং আপনি হয়তো একটা সাধারণ জীবনে খুব শীঘ্রই ফিরে আসতে পারবেন। আপনার জন্য আমার শুভকামনা রইলো, আপনি যাতে খুব শীঘ্রই আপনার এই দুঃখ থেকে বের হতে পারেন এবং নিজের জীবনকে সামলাতে পারেন এবং আপনার জীবনটা স্বাভাবিক হয়।
হ্যাঁ। উম জি। হু, হু। ঠিক আছে। হুম। জি, আসলে আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ, আমি এত খোলামেলাভাবে কারো সাথে এ বিষয়টা নিয়ে কথা বলতে পারিনি। আর আপনি আসলে আপনি যেভাবে আমাকে বুঝিয়েছেন, সেগুলা আশা করছি আমার কাজে আসবে এবং আপনার কাছ থেকে পরামর্শ গুলো পেয়ে আমার ভিতরে কিন্তু একটা আ আত্মবিশ্বাস তৈরি হয়ে গিয়েছে আলরেডি তো, আমিও আশা করছি যে আমি আস্তে, আস্তে এখান থেকে বের হয়ে আসতে পারবো। তো আমাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি অনেক বেশি ভালো থাকবেন।
<smacks lips> আচ্ছা। <smacks lips> আপনার জন্যও শুভ কামনা রইলেও ভালো থাকবেন।